হ্যাঁ। না এইযে এই জিনিসটা করলে কিন্তু আসলেই তখন হচ্ছে গিয়ে এইযে রেসপেক্টের জায়গায় রেসপেক্টটাও থেকে যাচ্ছে। আবার হচ্ছে গিয়ে তখন আ মানে এখন এই কাজটা করাতে কি? তখন কি আপনি কি মনে করেন? যে তখন যে উনি যে আমার পার্টনার বা, হচ্ছে গিয়ে আপনিও যে এরকম রাগের মাথায় যখন কোন কিছু বলছিলেন বা, হচ্ছে গিয়ে কোন কিছু এক্সপ্রেস করছিলেন, তখন যে আপনার যে এইযে এই কথাটা শোনার পর আপনি যখন বিরতিতে চলে যাবেন, তখন কি আপনার আসলে এই জিনিসটা পরে আবার জমে যাবে? নাকি এটা নিয়ে আপনি আবার পরেও বলতে আ কমফোর্টেবল থাকবেন? হু, হু।
জি, জি। হু, হু। এখন একটা ব্যাপার কি জানেন? এখানে আসলে যেটা ব্যাপার আছে কি জানেন? ধরেন আপনি যদি সবসময় আপনার পার্টনারের জন্য উপস্থিত থাকেন কোথাও, তো তখন মাঝে, মাঝে ২, ১ বার এমন হয়েই থাকে যে যেই মোমেন্টে কথা হচ্ছে, ওই মোমেন্টে কথা বলতে ইচ্ছা করছে না বা, এনার্জিটা নাই। আপনার চিন্তার বা, প্রসেস করার সময় লাগবে। তো আপনি সবসময় তার জন্য উপস্থিত থাকেন। সে জানে আপনি তার জন্য উপস্থিত আছেন। আপনি তাকে জানিয়েছেন, আপনি তাকে কমফোর্ট করেছেন। কমফোর্ট করে যখন আপনি তাকে কমিউনিকেট করছেন যে, না, আমার একটু সময় লাগবে প্রসেস করতে, <sniffs> তখন কিন্তু ব্যাপারটা য যেটা হয় যে
জি, জি। আচ্ছা, আচ্ছা। হুম। জি, জি। আচ্ছা, আচ্ছা। হু, হু। জি।
এত একটা খারাপ হয় না। সে হয়তো ভুলও বুঝতেছে না বা তার ভিতরে কষ্টটা থাকছে না। বা হয়তো আপনি তাকে ইনফর্মও করতে পারেন যে, "ঠিক আছে, তুমি যেটা নিয়ে আমার প কষ্ট পাচ্ছো, সেটা তুমি আমাকে কিছুক্ষণ পরে বলো। আমি একটু ফ্রি হয়ে আসি, আমি একটু প্রসেস করে আসি। আমি তোমার সব কথা শুনছি, বলো।" মানে এই পুরা জিনিসটা কিন্তু কমিউনিকেটের ব্যাপার একটা।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, এই জিনিসটা জি, জি। অবশ্যই, অবশ্যই। কমিউনিকেট করাটা খুবই জরুরি। তবে এইযে আপনি যে কথাগুলো বললেন এটা কিন্তু আমার আসলেই খুবই উপকার হলো বলতে গেলে। কারণ হচ্ছে গিয়ে আমার যেহেতু এরকম মাথা গরম হয়ে থাকে, বেশিরভাগ সময় দেখা যায় যে এরকমভাবে যে গুছিয়ে <blows air> যে বলার ব্যাপারটা এটাও আমি অনেক সময় পারি না। বা হচ্ছে এরকম মাথা গরম থাকা অবস্থায় হয়ে উঠে না বলাটা। তবে হ্যাঁ, আপনার কথাগুলো শুনে আপনার সাথে এই বিষয়ে আলোচনা করে আমার খুবই ভালো লেগেছে। অনেক কিছু জানতে পারলাম এবং চেষ্টা করবো যে এটা আসলে ভবিষ্যতে আমিও একটু কাজে লাগানোর।
জি, জি। হুম, হুম। জি, জি। আপনার সাথেও কথা বলে ভালো লাগলো।
তবে খুবই ভালো লেগেছে।
অবশ্যই। আশা করি ভালো থাকবেন। আবার কখনো কথা হবে। শুভরাত্রি।
জি, জি। আসলেও আপনিও ভালো থাকবেন। বেশি, বেশি করে আপনি পার্টনারের কথাবার্তা শুনবেন, বুঝার চেষ্টা করবেন। <sniffs>
অবশ্যই। বেশি, বেশি ঝগড়া করবো।